আচ্ছা, <smacks lips> আপনি আসলে কীভাবে এইযে পরিবার বা বন্ধুদের মতামতগুলা সামলে তারপরে চলেন?
দেখুন, বলা হয় যে, "যত মত তত পথ"। অ্যা বেশিরভাগ ক্ষেত্রে পরিবার বা বন্ধুদের মতামতগুলো, একাধিক যখন হয়, তখন সামলে চলার যে বিষয়টা আপনি বলছেন সেটা হচ্ছে, ব্যালেন্স করা, করতে হয় <scoffs> এবং আ সামলে চলতে গেলে সবারই মতামতকে প্রাধান্য দিতে হয় কোনো, কোনো ক্ষেত্রে। আবার কখনো, কখনো উপেক্ষা করার মধ্য দিয়ে সম্পর্কের মধ্যে একটা অবনতিও চ চলে আসে। বেশিরভাগ ক্ষেত্রে যেটি যুক্তিযুক্ত এবং যেটি মানলে হচ্ছে সামনের সময়গুলো ভালো যাবে, আ সেটি আসলে আ সামলে চলা হয়।
<chuckles> জ্বী। জ্বী, জ্বী। হ্যাঁ। হুম। জ্বী, জ্বী। হু, হু। না, আচ্ছা। এটা তো অবশ্যই যে, যেভাবে আসলে পরিবারকে যেভাবে ম্যানেজ করবেন বা বন্ধুদেরকে হয়তো অন্যভাবে ম্যানেজ করবেন বা তাদের মতামতগুলা হয়তো একটু ভিন্ন প্রকৃতিরই তো হয়। তো সেটা আসলে যখন যে পরিস্থিতি হয়, সেভাবেই সামলে নেয়াটাই কিন্তু ভালো। তবে মানে এই যে মতামতটা যখন তাদের সামলাতে যান, সেক্ষেত্রে যদি পরিবারের কথায় আসি। তা আ তাদের মতামত, তাদের প্রত্যাশা সেটা কি আসলে সবসময় কি পূর্ণ করা হয়? আপনার কা আপনার দিক থেকে?
জ্বী, জ্বী। ঠিক তাই। হুম। নিশ্চয়ই তাই। জ্বী। একদমই না বেশিরভাগ ক্ষেত্রে না। কেন বলছি না? আসলে যারা পিতা-মাতা, তারা এক ভিউ থেকে অনেকগুলো মতামত দেন অ্যা এবং যারা সন্তান, তারা তাদের জায়গা থেকে আবার অনেকগুলা মতামত দেন। এবং যারা প্র পরের প্রজন্ম তারা তাদের জায়গা থেকে, তাদের মতামতগুলো দেন। এখন সমস্যা হচ্ছে, আমাকে যে কোনো একটা মতামতের উপর ভিত্তিতে চলতে হবে। একাধিক মতামত যখন হয়, তখন কারো না কারো মতামতটা হচ্ছে প্রাধান্য পায় এবং কারো, কারো বম মতামতকে সেটাকে আবার ডিঙিয়ে যেতে হয়। তো অনেক সময় যেটা হয়, সেটা হচ্ছে যে মতামতটাকে গ্রহণ করা হয়, সেটা হচ্ছে পরিবারের আ পছন্দ যা যা সে হয়তো খুশি হয় যে, না এই মতামতের ভিত্তিতে কাজটা হচ্ছে। এ কিন্তু যার মতামত প্রাধান্য পায় না, তাদের সঙ্গে একটা বৈরিতা কিংবা একটা আ মনঃক্ষুণ্ণতার একটা নীতি চলে আসতে পারে। তবে সামাল দেওয়ার খাতো কথা যখন বলা হচ্ছে, আ তখন যুক্তিটাকে আমি বেশি বিশ্লেষণ করি যে, কোনটা হচ্ছে যুক্তিযুক্ত? সেটা বড়ো থেকে আসুক, সমবয়সী থেকে আসুক অথবা ছোটো থেকে আসুক।
হুম। হ্যাঁ। অ্যা হ্যাঁ, হ্যাঁ। উম হুম। হ্যাঁ। হুম। জ্বী, জ্বী। হ্যাঁ আচ্ছা। না এটা তো অবশ্য ঠিকই বলেছেন যে, কিছু ক্ষেত্রে আসলে উম যখন মানা হয় তখন কিন্তু আসলে ঠিকঠাকই থাকে। আর যখন মানা হয় না তখনই দেখা একটা প্রভাব পড়ে যায়।
জি, জি। বিপত্তিটা তখন ঘটে আরকি।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ সেটাই। তবে এই যে পরিবারের ক্ষেত্রে যখন আসলে আপনি মা মানে কিছু, কিছু ক্ষেত্রে যখন দেখা যায় প্রত্যাশাগুলো তাদের পূর্ণ করতে পারছেন না। তো সেই সময় আসলে কিভাবে মানে মনে হয়? যে আসলে সম্পর্কটাকে ধরে রাখা কিন্তু অনেক সময় দেখবেন যে নিজের মধ্যে একটা মানে চাপ কাজ করে যে আচ্ছা আমি তো তাদের পূর্ণ করতে পারছি না বা বারবার তারা একধরনের সমালোচনা করে। যে, "দেখেছো আমাদের প্রত্যাশার মতো সে করেনি।" তো সেই বিষয়টা আপনি পরবর্তীতে কিভাবে আবার নতুন করে একটা আশা নিজের মধ্যে জাগিয়ে তোলেন?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যা, হ্যাঁ। দেখুন এ ও যেসব বিষয়ে হচ্ছে আমাদের মতামতগুলো হচ্ছে প্রাধান্য পায় না অথবা কেউ যখন কোনো বিষয় নিয়ে কথা বলে এবং ফিডব্যাক দেয় যে দেখছো যে এই বিষয়টা তোমাকে এইভাবে বলছিলাম তুমি সেটা শোনো নি, অথবা তুমি সেটা করো নি আ সুতরাং তার পরিপ্রেক্ষিতে এটি ঘটছে তো এইটা হচ্ছে ক আমাদের মতামতের পরীক্ষি প্রেক্ষিতে যখন কোনো কাজ করছি এবং সেটার ফলাফলকে কেন্দ্র করে এরকম ফিডব্যাক আসছে। শুরুতেই যখন আমরা মতামতটা দেয়া নেয়া করি তখন কিন্তু কেউই এক মতামতের কিন্তু ভিত্তিতে চলি না। প্রত্যেকের ম পরিবারেই কিন্তু প্রত্যেকের রোলটা আলাদা এবং নিজ, নিজ জায়গা থেকে নিজে, নিজের মতামতটা দেয়। এখন যখন আপনি মতামতটা আপনার পক্ষে আসছে কিংবা আপনি যখন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তখন আপনি কার মতামতকে প্রাধান্য দিচ্ছেন? যার মতামতকে প্রাধান্য দিচ্ছেন, সে হয়তো আপনার পজিটিভ নেগেটিভ কোনো কিছুই বলছে না কারণ সে মেনে নিচ্ছে কারণ তার মতামতে জিনিসটা হচ্ছে। কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে, তিনি বলছেন যে এইভাবে করতে বলেছিলাম দেখছো তার ফলাফলটা এইরকম হচ্ছে এখন অর্থাৎ তখন তার মতামতটাকে নেওয়া হয়নি বা প্রাধান্য দেওয়া হয়নি বা গুরুত্ব দেওয়া হয়নি। সুতরাং সে তার কাছ থেকে এরকম কথা আসছে। সুতরাং অ্যা যদি মতামত কারো সবারই এক না হয় তাহলে কেউ না, কেউ এই কথাটি বলবে এটাই স্বাভাবিক।
হ্যাঁ, হ্যাঁ। হুম। হুম, হুম। আচ্ছা। উম জি, জি। হ্যাঁ, হ্যাঁ। হুম। হুম। ঠিক, ঠিক। এ উ হু, হু। হুম। জি। উম এটা তো অবশ্য একটা বাস্তব কথা বলেছেন যে আসলে প্রত্যাশা বা মতামত একেকজনের একেক রকমেরই হয় যে সবারটা ম মানে মেনে চলাও যায় না। আর দেখা যায় যে একটু মেনে না চললে মানে একজন এরটা মানলেন। আরেকটা আরেকজনেরটা মানলেন না। তখন দেখা যায় তারাও কিন্তু কথা শুনাই দেয় কিছু করার থাকে না আসলে তবে এক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়? যে উ এটা কি করা উচিত কিনা? পরিবার হোক বা বন্ধু হোক তাদের মতামতটা কি সবসময় কি তারা মঙ্গলের জন্যই বলে? নাকি দেখা যায় অভ্যাসবশত বলে? কী মনে হয়?
জ্বি, জ্বি। অবশ্যই তাই। উ হুম। নিশ্চয়ই তাই। জ্বি। আ দুটোই হয় কেউ অভ্যাসবশত বলে মানে বলতে হবে দেখি এইজন্যই বলে আ বেশিরভাগ ক্ষেত্রে যদি আমরা ধরে নিই যে এরা হচ্ছে আমার ভালো চায় কিংবা আমার মঙ্গল চায় এই জন্যে মতামত দিচ্ছে এ এমনটি না এ অব আবার এমনটিও আছে যে অ সবসময় পরিবারের লোকেরা কখনোই বলে না যে আ এই এই মতামত দিলাম তোমার অমঙ্গলের জন্য। বেশিরভাগ ক্ষেত্রে মঙ্গলের জন্যই বলে কিন্তু এই মঙ্গলময় কথাগুলো আবার কখনো, কখনো ২ ধরনের হয়। একটা হচ্ছে গ্রহণযোগ্য একটা হচ্ছে অগ্রহণযোগ্য <chuckles> তো এ আসলে সবাই মঙ্গলের জন্যই বলে কিন্তু গ্রহণ কোনটা করব? সেটা হচ্ছে একটা আ সময়ের সাথে বর্তমান অবস্থার সঙ্গে বর্তমান এ পরিবেশের সঙ্গে বর্তমান এরকম বিষয়টার উপর যুক্তি নির্ভর তখনই কিন্তু সিদ্ধান্তটা মেনে নেওয়া হয়। কিন্তু সকলে বলে মঙ্গলের জন্যে আমি সেটা বিশ্বাস করি।
উহ হুম। জ্বি, জ্বি। উম হুম, হুম। আচ্ছা। ওহ! হ আচ্ছা। উম হুম, হুম, হুম। হুম, না এটা অবশ্য ঠিক। তবে যে, যে গ্রহনযোগ্যতার কথা বললেন, বা অগ্রহনযোগ্যতার কথা বললেন, এ এ এই বিষয়টা আসলে কীভাবে আপনি দেখছেন? এই মতামত সামনে চলার ক্ষেত্রে?
হুম, হুম। দেখুন গ্রহণযোগ্য এই জন্যই বলছি যে, অনেকেই পরামর্শ দেন কিংবা মতামত দেন, অ্যা পিছনে কী ঘটবে? কিংবা আগে কী ঘটতে যাচ্ছে? এটা না বুঝেই। শুধু তাৎক্ষণিক একটা মতামত দিয়ে দিলে চলে চলবে না। মতামতের ভিত্তিটা হতে হবে যে দূরবর্তী সিদ্ধান্তগুলো আসলে কী রকম হতে পারে? এরকম আ এই মতামতের ভিত্তিতে কাজ করতে গেলে ফলাফলটা কী দাঁড়াতে পারে? এইরকম চিন্তা যুক্ত যেগুলো মতামত সেগুলো হচ্ছে যুক্তিযুক্ত মতামত। আর যদি তাৎক্ষণিক কেউ বলে ফেলে অ্যা অ এবং সেটার ফলাফল কী হবে? সেটার প্রতি কোনো আলোকপাত করে না, সেই মতামতগুলো কিন্তু নিছকেই এ বলার জন্য বলা। তো এইরকম প্রেক্ষিতে আসলে সবাই অ মতামত দেয়, অ্যা এবং সবারই মতামত গ্রহণও করা হয় যে, আমি একটা কাজ করতে যাচ্ছি পরিবারের সবারই সঙ্গে খাবার টেবিলে বসলাম এবং যে বললাম যে সন্তানেরকে "অ্যা ও তো এই স্কুলে পড়ে, এখন তাকে আমি এই স্কুল থেকে একটা ভালোই প্রাইভেট স্কুলে দিতে চাচ্ছি। এই ব্যাপারে তোমাদের মতামত কি?" তো সেখানে কিন্তু অ্যা এইরকম আলোচনার প্রেক্ষিতে ভালো মন্দ, অ্যা পজিটিভ নেগেটিভ সবাই মতামত দেয়। তো সবারই মতামতকে কেন্দ্র করে সবাই মিলে একটা সলিউশনে আসা যায়। যে ঠিক আছে এই আলোচনার প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তটা গ্রহণ করলাম। তো যখনই সিদ্ধান্তটা গ্রহণ করছি, তখনই কেউ না কেউ মতামতের পক্ষে থাকছে, কেউ, কেউ মতামতের বিপক্ষে চলে যাচ্ছে। কিন্তু সব মিলে একটা সিদ্ধান্তে আসতে হয়। সেই সিদ্ধান্তটা পরবর্তীতে আবার ইতিবাচক, নেতিবাচক বিভিন্ন অ্যা ম্যা ফিডব্যাক এর একটা জন্ম দেয়।
হুম, হুম, হুম। জি। বাহ! হ্যাঁ। সেটা ঠিক। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম বাহ চমৎকার! হুম। হুম। না। চমৎকার একটা কথা বলেছেন। আসলে গ্রহণযোগ্যতার দিক থেকে বা অগ্রহণযোগ্যতার দিক থেকে যে বিষয়বস্তুগুলা আসলে বলেছেন, বা দৃষ্টিভঙ্গি আপনার যেমন আছে এই সম্পর্কে। এটা কিন্তু বেশ ভালো লেগেছে। তবে আপনার কাছে কি মনে হয়? যে, যখন তাদের কথাটা হয়তোবা শুনছেন। বা মেনে চলছেন হ্যাঁ? তখন হয়তোবা নিজেকে একটু ছোট ভাবার একটা বিষয় থাকে। নাকি দেখা যায় যে না তাদের কথাটা শুনে মাঝে, মাঝে শক্তিও পাচ্ছেন। কী মনে হয় আপনার কাছে?
জি, জি। জি, জি। শক্তির বিষয়টাই বেশি হয় যে, অ্যা আমি একা না আমার সঙ্গে আরও অনেকজন আছে। অ্যা দেখা গেলো হ পরিবার বলেন, বন্ধু-বান্ধব বলেন। যখন একটা সমস্যা কিংবা একটা বিষয় নিয়ে অ্যা কারো কাছে মতামত চাওয়া হচ্ছে। অনেক সময় মতামত চেয়েও নেওয়া হয়। যে এমন না যে শুধু উৎ উৎসুক হয়ে কেউ মতামত দিচ্ছে। মতামত চেয়েও নিতে হয় অনেক সময় বন্ধুদের কাছ থেকে। এই সমস্যা সম্পর্কে তাদেরকে অবহিত করতে হয়। এবং তাদের বলতে হয় যে আসলে "এই ব্যাপারে তোদের মতামতটা কি? তোরা কী পরামর্শ দিচ্ছিস?" তো সেক্ষেত্রে বন্ধুরাও হয়তো তাদের মতন করে মতামত দিচ্ছে। আ এবং তাদের মতো মতামতের ভিত্তিতে হয়তো অনেক সময় আমাকে কাজ করতে হচ্ছে। তো এটা এইরকমই একটা বিষয় যে, অনেক সময় চেয়ে নিতে হয় ভালোর জন্য। এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য। আবার অনেকে নিজে থেকে উদ্যোগী হয়েও কিন্তু মতামতটা দিতে পারে।
হুম। হ্যাঁ। হু, হু। উ উ জি। হ্যাঁ। হুম। বাহ! চমৎকার একটা কথা বলেছেন যে, মাঝে, মাঝে চেয়ে নেয়াটার যে বিষয় আছে, সেটা উম হলেই কিন্তু বেশ ভালো হয় আর পাশাপাশি যে আপনি সত্যিই মনে করছেন যে, উম ধরুন পরিবার থেকেই হোক বা বন্ধুদের মতামতটাই হোক, সেক্ষেত্রে তাদের কথা শুনে যখন কোন একটা প্রত্যাশার দিকে এগিয়ে যাচ্ছেন, তখন হয়তো নিজে এক ধরনের শক্তি পাচ্ছেন। বেশ চমৎকার লেগেছে এই কথাটা! তবে আপনার কাছে কী মনে হয়? উম যে কিছু জিনিস কিন্তু আপনি দেখবেন যে, আপনার সিদ্ধান্তও কিন্তু নিতে হচ্ছে যেমনটা বললেন তাদের প্রত্যাশা সবসময় যে আসলে মেনে চলতে হবে এমনটা তো না। তো যখন আপনার সিদ্ধান্তের দিকে আপনি ফোকাস করেন, আপনি কি মনে করেন যে সেটাই আসলে আপনার জন্য বা আপনি আসলে কতটা নিশ্চিত আপনার সিদ্ধান্ত নিয়ে? সেই বিষয়ে যদি কিছু বলতেন।
হুম, হুম। জ্বি। ঠিক তাই। আমি অ্যা দেখি যে সবসময় যে, একো ব বলে না যে, "তোমরা যেভাবেই বলো না কেন, তালগাছটা আমার" মানে এইরকম যদি হয় যে, "সিদ্ধান্ত যে যেভাবে মতামতই দেও না কেন, আমার সিদ্ধান্ত আমার কাছে প প্রখর এবং প্রকট।" এ যদি সেইরকম হয় তাহলে এই মতামতের কোনো গুরুত্ব নেই। তালগাছটা আমার এই প্রবণতা থেকে বের হয়ে মতামতগুলোকে বিশ্লেষণ করতে হয় অনেক সময় যে, আ যা যা সবাই প্রত্যেকের মতামত, সেটা হতে পারে ছোটো, বড়ো অ্যা শিক্ষিত, অশিক্ষিত অনেক সময় আ ম গ্রামের যে সহজ সরল মানুষ, আ তাদের যে জীবনের যে একটা অভিজ্ঞতা, সেই জীবনের অভিজ্ঞতা থেকে একজন অ অনেক বড়ো, বড়ো পড়ুয়া কিংবা জাননেওয়ালা জ্ঞান জ্ঞানওয়ালা মানুষকেও সে মতামত দিতে পারে। তাদের জীবনের যে অভিজ্ঞান তাদের সেই জীবনের যে জ্ঞান, সেখান থেকে। তো মতামতের ক্ষেত্রে, "অ্যা নিজেই যে আমি, তালগাছটা আমার" এরকম না। অন্যের মতামতের ওপর গুরুত্ব দিতে হবে এবং সেটাকে শুনতে হবে মনোযোগ দিয়ে। বিশ্লেষণ করতে হবে তারপরে সিদ্ধান্ত গ্রহণের দিকে যেতে হবে। নিজে শু যেটা শুধু ভাবছি সেটা যদি আমি আ কোট্রা করার মনোভাব নিয়ে অন্যদের মতামতের তো কোনো গুরুত্ব থাকে না, তাই না?
হুম, হুম। <chuckles> আচ্ছা। উম হুম। হুম, হুম জি। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। জ্বি, জ্বি। আচ্ছ হুম। হ্যাঁ, এটা তো অবশ্যই। এটা চমৎকার একটা কথা বলেছেন। আসলে নিজের সিদ্ধান্তের মধ্য দিয়ে আসলে যতটুকু মানে স্বাচ্ছন্দ্যে যাওয়া যায় অন্যের সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু একটু মাঝে, মাঝে দেখা যায় সেই স্বকীয়তা থাকে না, সেই একটা মন-মানসিকতা কিন্তু থাকে না। পাশাপাশি নিজের আগ্রহ নিয়ে যে কাজ করবেন বা উ পরবর্তী ধাপে যে এগিয়ে যাবেন এই বিষয়টাও কিন্তু অনেক সময় মানে এক ধরণের অনুভূতির জায়গায় আরকি যে কাজ করার আগ্রহটা থাকে না। তবে একটা বিষয় কি যেমন ধরুন তাদের সাথে তো আপনার অবশ্যই এই ক্ষেত্রে যেহেতু আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিশ্চিত হতে পারছেন, তাদেরকে তো খোলাখুলিভাবে বলতে হবে। তাই না? যে আপনাদের মানে মতামতটা তো বুঝলাম। কিন্তু সিদ্ধান্তটা তো আ আমার। তো এই ক্ষেত্রে তাদের প্রতিক্রিয়াগুলা আসলে কী হয়?
নিশ্চয়ই। হুম, হুম। জ্বী। জ্বী, জ্বী। জ্বী। হ্যাঁ, হ্যাঁ। সবগুলো বিন্যাস করতে হয় যে সব সিদ্ধান্ত আমি সর্বশেষ নেওয়ার আগে আ য যে মতামতগুলো আমি পেলাম সেগুলোকে একটু বিশ্লেষণ করতে হয় এবং অনেক সময় আ সেগুলো নিয়ে ভাবতে হয়। একটু নিজের সময় নিয়ে আ যে, যে মতামতগুলো দিলো অনেক সময় লিখে রেখেও কিন্তু সেটা দেখতে হয় যে না আ কে কোন মতামতটা দিলো এবং কার কী যুক্তি ছিল এবং প্রত্যেকের মতামত এবং যুক্তিগুলোকে একটু সময় নিয়ে বিশ্লেষণ করতে হয়। প্রয়োজনে আবার নতুন করে মতামতের ভিত্তিতে আলোচনা করতে হবে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে একটা সিদ্ধান্তে আসতে হবে। এমন না যে আমি সিদ্ধান্ত নিয়েই তারপর আলোচনা করতেছি, আলোচনা করার পর তারপর সিদ্ধান্তগুলো আসতে হবে। মতামতের ভিত্তিতে একবার না মানে একাধিকবার মতামত নেওয়ার একটা জায়গা তৈরি হতে পারে। ১ম বার যে মতামত নিলাম, ২য় বার আবার বসলাম, আবার সেগুলো নিয়ে চিন্তা করলাম। এভাবে পর্যায়ক্রমে যদি আমি যাওয়ার পরে তারপর সিদ্ধান্তটা গ্রহণ করি, আমার মনে হয় সেটি একটা সুফল বয়ে আনতে পরে।
হ্যা। হুম চমৎকার কিছু কথা বলেছেন আসলে যে, মতামতের বিষয়টা আসলে যেভাবে আসলে তাদেরকে বুঝিয়ে বলার ব্যাপারটা আপনি বললেন যে, তাদেরকে হয়তো এভাবে আপনি উ বললে তারাও হয়তো খুব ভালোভাবে বুঝতে পারে অনেক সময়। এটা কিন্তু বেশ চমৎকার! আপনার পরিবার বা আপনার বন্ধুরা যে মানসিকভাবে একটা আপনাকে সাপোর্ট দেয় বা তাদেরকে যখন আপ নম্রভাবে বুঝিয়ে বলেন, সেক্ষেত্রে তারাও যে বোঝে এটাই আসলে সত্যি দরকার। এটাই কিন্তু এক ধরনের একটা মেন্টাল সাপোর্ট। তবে আপ কাছে কি মনে হয়, যে কার মতামতটা সবচাইতে আপনার অ্যা জীবনের সবচাইতে বেশি যুক্তিযুক্ত বা শান্তি নিয়ে আসে, পরিবারের মতামত? নাকি বন্ধুদের মতাম
জ্বি। জ্বি, জ্বি। হ্যাঁ নিশ্চয়ই। উ হুম। এ বু আ ক্ষেত্র বিশেষে সব আলাদা, আলাদা হয় যে, আ অনেক সময় কিছু বিষয় থাকে, যেটা হচ্ছে পরিবারের কাছ থেকে মতামতটা আমি আ গ্রহণযোগ্য মনে করি, আবার কিছু, কিছু বিষয় রয়েছে যেটা পরিবার এবং বন্ধু, আ দুটা জায়গা থেকেই মতামতগুলো আসতে পারে। আম একেবারে জীবনের প্রাইভেট কিছু বিষয় থাকে, অ্যা একেবারে প্রাইভেসি কিছু বিষয় থাকে যেগুলোর পর ম মতামত আমি বাহির থেকে নিতে স্বাচ্ছন্দ্যবোধ করবো না। আ সেগুলোর ক্ষেত্রে আমার পরিবারই কিন্তু, অ্যা বড় ভূমিকা রাখবে। আ তবে কিছু বিষয় আছে যে, যেসব কিন্তু পরিবার এবং বন্ধু, দু জায়গাটাকেই কভার করে। তো সেখানকার মতামতগুলো দু জায়গা থেকে আসতে পারে। এটা আসলে অ্যা মতামত নেয়ার ক্ষেত্রে যদি কোন অযৌক্তিক বিষয় না হয়, তাহলে সেটা সাধারণের কাছ থেকে মতামত আসলেও কোন সমস্যা আমি বোধ করি না। মতামতগুলো আসতেই পারে। তবে হ্যাঁ, অ্যা অ্যা কিছু, কিছু ব্যক্তিগত বিষয় আছে সেটা পরিবারকেই শুধুমাত্র মতামত দেওয়ার সুযোগ থাকে।
উম হুম। হুম। অবশ্যই। উম জি, <clicks tongue> জি। উম <smacks lips> না, এটা তো অবশ্যই যে অ্যা য যখন যেটা লাগে, পরিস্থিতির উপর নির্ভর করে মতামতটা কাজে লাগলে তাদের মতামত, আবার বন্ধুদের মতামতটা কাজে লাগলে সেক্ষেত্রে বন্ধুদের মতামত। চমৎকার একটা কথা বলেছেন। তবে যখন সিদ্ধান্তের, একটা বিষয় কী? যখন পরিবার বা বন্ধুরা যখন একটা সিদ্ধান্ত দেয়, বা সিদ্ধান্তের ক্ষেত্রে মতামত দেয়, সেটা আপনি যখন মেনে চলেন। এক ধরনের কিন্তু তাদেরকে দোষারোপ করার একটা প্রবণতা থাকে। নিয়ে নিচ্ছেন তখন কিন্তু সেখানে ভুল করলেও অন্যকে একটা দোষারোপ যে করবেন তখন সেই প্রবণতাটা, বা নিজেকেই দোষারোপ করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনি এটাকে কিভাবে দেখছেন?
জি, জি। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, যদি আম সিদ্ধান্তটা আমার হয়, তবে দোষারোপ আমাকে নিজেকেই করতে হয়। বা অন্যেরা মতামতের ভিত্তিতে যখন দোষারোপ অ্যা তাদের ঘাড়ে দিতে হবে এমনটি না। আমি মনে করি না, মতামত যে কেউ দিতে পারে মতামতের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যেহেতু আমার হাতে রয়েছে, সেটা আমার মতামতের ভিত্তিতে হোক, কিংবা অন্যের মতামতের ভিত্তিতে হোক যখন আমি কাজটা করছি, সেখানে যদি সফলতা হয়, সেই সফলতার দায়ভার আমার। এবং আমি সেই সফলতাকে ঘিরে আমি নিজেকে গর্বিত মনে করব। এবং যার কাছ থেকে মতামতটা নিয়েছিলাম তাকেও কিন্তু আ সেই ভাগীদার করব। কিন্তু যখন আমি ব্যর্থতা হই, ব্যর্থতাটা আমি নিব। কিন্তু ব্যর্থতার দায়ে আমি কোনভাবেই মতামত যে দিয়েছেন, তাকে দি আমি চাপাতে পারি না। কারন অ্যা সিদ্ধান্তটা সব শেষে আমি নিয়েছিলাম মতামতের ভিত্তিতে।
হুম, হু। চমৎকার! <chuckles> হু, হুম। বাহ, বাহ! উম আপনার এই একটা বিষয় না বেশ দারুণ লেগেছে যে, আসলে মতামত দিচ্ছে যে, তার জন্যই যদি কোন ভাবে দেখা যায় স কার তার কথাটা শুনে ব্যর্থ হয়ে যাচ্ছেন, তখন ব্যর্থতা এর জন্যই যে আসলে নিজেকে দোষারোপ করবেন, তাকে দোষারোপ করবেন না এই মন মানসিকতা আসলে সত্যিই চমৎকার একটা বলা যায় দৃষ্টিভঙ্গি আপনার, তবে শুরু থেকেই কিন্তু আপনি বারবার বলছিলেন, আপনার পরিবার বা বন্ধুদের মতামতটা বিভিন্ন বিষয়ে, পরিস্থিতির উপর নির্ভর করে একেকটা একেক সময় কাজে লাগাতে চান। তারপরও দেখা আ যে, পারিবারিক কোন বিষয় হলে, পরিবারকেই প্রাধান্য দিচ্ছেন। বন্ধুদের ক্ষেত্রে হয়তো অন্য ভাবে প্রাধান্য দেয়ার চেষ্টা করেন। কিন্তু সর্বোপরি আপনি নিজের সিদ্ধান্ত নিয়ে আসলে নিজেকেই নিশ্চিত করতে চান যে, সেটাতেই হয়তো আপনি আত্মবিশ্বাসটা উম পান আরকি। খুব ভালো লাগলো আপনার সাথে আ বার্তা বলে। আপনাকে আসলে অনেক, অনেক ধন্যবাদ।
জি, জি। হুম, হুম। জি, ঠিক তাই। জি। জি, জি। জি, আপনাকেও ধন্যবাদ এবং মতামত অ্যা বিভিন্ন সময়, বিভিন্ন জায়গা থেকেই আসতে পারে। আ তবে আ সবাই সবকিছু ভালোর জন্যই হয়তো মতামতগুলো দেয়, বন্ধু কিংবা পরিবার, আ সেগুলোও আসলে কখনো, কখনো প্রাধান্য পায়, কখনো, কখনো প্রাধান্য পায় না। আলাপচারিতায় আমাকেও ভীষণ ভালো লাগলো ধন্যবাদ।
হ্যাঁ। হুম, হুম।